আচ্ছা, বড় কিছু হারানোর পর কিংবা ধরুন যে অনেক কষ্ট বা যন্ত্রণা পাওয়ার পর আপনি নিজের ভেতরে যে আশা বা hope যেটা আছে সেটা কিভাবে ফিরিয়ে আনেন?
আ মানশাসি মানুষ হিসেবে আমাদের জীবনে কিন্তু অ্যা প্রাপ্তি এবং হারানো ২ টাই থাকে। যোগ-বিয়োগ ২ টার পরেই কিন্তু সব মিলিয়ে আমাদের জীবন। তো সেই জায়গায় আমার যে জীবন আছে এ পর্যন্ত ছোট থেকে বড় হওয়ার মধ্যে অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু হারিয়েছি। আ ২ টার
তাই নাকি? সে সম্পর্কে আসলে একটু কিছু বলবেন। মানে, আ আপনি যে যন্ত্রণা বা হয়তো যে হারানোর দিয়ে গিয়েছেন সেটা যদি একটু share করতেন।
জ্বি। জ্বি। দেখুন এই ২ টার যোগ-বিয়োগের শেষে আসলে দেখা যাচ্ছে যে অনেক কিছু হারিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছি। সেক্ষেত্রে যদি বলতে চাই এই যে এই ছোট্ট একটা জীবনে এ পর্যন্ত সবচেয়ে বড় কি জিনিস হারিয়েছি সেটা অবশ্যই বলতে হবে আমার দাদী যখন আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেন সেই বিষয়টা আমার জন্য অনেক বড় যন্ত্রণা ছিল এবং অনেক বড় একটা হারানোর বিষয় ছিল।
আসলেই। <chuckles> হ্যাঁ, অবশ্যই। আসলে খুব কাছের মানুষ, বিশেষ করে দাদি-নানি এই ধরনের কাউকে যখন হারানো হয় তাও ধরুন যে একটু অল্প বয়সে বা ছোটবেলায় তখন ব্যাপারটা কিন্তু আসলে খুব কষ্টজনক হয়ে যায়। আবার সেখান থেকে কিন্তু আসলে মন ভালো করা বা move on করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো এই যে আপনার দাদিকে হারানোর পর আসলে আপনি আর কেমন অবস্থা ছিল আপনার? আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ফিরে আসলেন?
জ্বি। নিশ্চয়। অনেক কঠিন হয়ে যায়। জ্বি। আসলে দেখা যাচ্ছে যে, দাদু আমাদেরকে ছোটবেলা থেকে অনেক বেশি আদর-যত্ন করেছেন এবং তার সাথে আমাদের এত সুন্দর memories আছে যেটা নিয়ে গল্প করতে গেলে আমি আ ঘণ্টা পর ঘণ্টা কাটিয়ে দিতে পারব। তো সেই ক্ষেত্রে আ দাদুর ভালোবাসাটা ছিল একদমই আপনার unconditional এবং দেখা যাচ্ছে যে যখন আ নিজের আ কাছের মানুষ কেউ চলে যাচ্ছে বা, আ নিজের ভালোবাসার মানুষ কেউ চলে যাচ্ছে তখন কিন্তু সেটা অনেক বেশি বেদনাদায়ক হয় এবং অনেক বেশি যন্ত্রণার হয় এবং তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আ নিজেকে সামলে রাখাতা রাখাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। যেমন আমার দাদু যখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন তখন কিন্তু আমার জন্য নিজেকে সামলানোটা অনেক বেশি কষ্ট হয়েছিল। অ্যাঁ কারণ তিনি সকলের চেয়ে বেশি আমাকে আদর করতেন এবং আমার আমার আসলে আ অনেক আমি তার রুমে যেয়ে শুয়ে থাকতাম, তার আশেপাশে তার জিনিসগুলো ব্যবহার করা জিনিসগুলো দেখতাম। তো এই ধরনের কিছু আ স্মৃতিকাতর হয়ে থাকতাম সবসময় বা, এই ধরনের কিছু কাজ করতাম। আ তো এইটা আমার জন্য অনেক কষ্টকর ছিল।
একদম। এটা কিন্তু ঠিক বলেছেন, একদম। আচ্ছা, একটু যদি জানতে চাই যে, আপনি যখন আপনার দাদিকে হারিয়েছেন তখন আসলে আপনার বয়স কত ছিল?
জি। জি, তখন আমার বয়স ছিল আ ১৮ বছর হবে। তো ১৮ বছর বয়সে আসলে আমি আমার দাদীকে হারিয়েছি।
মানে বেশ teenager বয়সেই ছিলেন, এবং খুব teenager বয়সে দেখা যায় যে হয়তো অনেক vulnerable থাকে মানুষজন। তো এই ব্যাপারটার সাথে আপনি তখন cope করছিলেন কিভাবে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়। আ দেখুন এটার সাথে যখন আমি আ তাল মেলানোর চেষ্টা করেছি, তখন কিন্তু আসলে আ আমার মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা আসছিল অনেক কিছু আসলে আমি ভাবছিলাম। যেমন ধরুন আ ১ম যদি বলি যে আমি যেহেতু মুসলিম, তো সেই জায়গা থেকে আসলে আমার ধার্মিক বিষয়টি এসেছে যে আ আমার হঠাৎ করে এটা আমার মাথায় উম মানে যখনই চিন্তা করতাম যে দাদু আমার মাথায় নেই তখন কিন্তু আমার মাথায় ১ টা আয়াত চলে আসত যে, কুল্লু নাফসি জাইকাতুল মউত। তো সবার আসলে যেতে হবে ১ দিন। ১ না ১ দিন আমরা সবাই চলে যাব। তো এই বিষয়গুলো মাথায় আসত এবং আসলে অনেক ধরনের চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু নিজেকে আ সামলে নিতাম। আ তার পাশাপাশি যে আ আমার আশেপাশে মানুষরা আছে তারা কিন্তু আমাকে অনেকভাবে সান্ত্বনা দিত এই বিষয়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আসলে এটা বেশ সুন্দর বললেন কিন্তু। বেশ বললেন। আচ্ছা, একটু যদি জানতে চাই যে, এই যে আ আপনার যে বন্ধু-বান্ধব যারা ছিলেন, কিংবা আপনার পরিবারের মানুষজন তাদেরকে আসলে তারা আপনাকে আসলে এই সময়টাতে কিভাবে সাহায্য করেছে? বা ধরুন এই যে আপনি এত বড় একটা loss দিয়ে যে গেলেন আ স আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার দাদি আপনার খুবই কাছের একটা মানুষ ছিল। তো এই এত বড় একটা loss দিয়ে যাওয়ার পর এই জিনিস থেকে আপনার কোনোভাবে পড়াশোনা বলুন বা কাজ বা কোন ধরনের সম্পর্কে কি কোনোভাবে hamper করেছে?
জি, জি, জি। জি। জি। নিশ্চয়। আ পড়াশোনায় যদি বলি; হ্যাঁ, তখন আসলে আমার একটা বোর্ডের exam ছিল। তো সেই exam-এর ঠিক আ কিছুদিন আগে আসলে দাদু চলে গিয়েছিলেন এবং আ তখন কিছুটা আসলে পড়াশোনা একটু hamper হয়েছিল। তবে আ কাজ সেইরকমভাবে আমার ছিল না তখন। কারণ তখন আমি student ছিলাম এবং আ দেখা যাচ্ছে যে আপনার <smacks lips> আ কাজের কোন problem হয়নি but পড়াশোনায় একটু problem হয়েছে এবং সেই জায়গায় কিন্তু আমার বন্ধু-বান্ধব এবং পরিবার আমার জন্য অনেক বড় একটা ঢাল হয়ে দাঁড়িয়েছে বা আমাকে অনেক বেশি সাহায্য করেছে।
এটা শুনে বেশ ভালো লাগলো যে আপনার আসলেই খুব ভালো কিছু বন্ধু-বান্ধব আছে এবং আপনার পরিবারের মানুষরাও আপনাকে খুব সুন্দর যত্ন করে আগলে রেখেছিল যে আপনার এত বড় একটা দুঃসময়ে। একটু যদি জানতে চাই যে, তখন কি আসলে আপনার মনটাকে ভালো করার জন্য আপনি কি, কি করতেন? বা ধরুন এই যে আপনার কাছের মানুষ যারা ছিল, তারা কিভাবে আপনার মনটা ভালো করার চেষ্টা করতো বা উৎফুল্ল করতো, একটু যদি বলতেন?
নিশ্চয়। হুম, হুম। জ্বি। জ্বি, আ কাছের মানুষের কথা যদি বলি তারা তো সবসময় special feel করানোর চেষ্টা করেছে। খারাপ সময়ে বা ভালো সময়ে, সবসময় কিন্তু তারা চেষ্টা করেছে যেন আমার ভালো লাগে, বা আমার মন খারাপ না থাকে। তবে সেই সময়টাতে বিশেষ করে তারা কিন্তু আ আ কিছুদিন পর থেকেই আমাকে নিয়ে ঘুরতে যাওয়া বা আমাকে আ ভালো কিছু খাওয়ানো, আ এটা কিন্তু তারা শুরু করে দিছিল কি ঠিক কিছুদিন পর থেকেই। যেন আমার ভেতরে আসলে আ আমার আমার দিকটা ঠিক থাকে বা আমি mentally যেন ভেঙে না পড়ি সেভাবে। তো তারা কিন্তু সেই বিষয়টি খেয়াল করেছে এবং আ আমার বন্ধুরা কিন্তু প্রতিনিয়ত আমার খোঁজখবর নিচ্ছিল। তারা কিন্তু আমাকে call দিচ্ছিল। আ এখন যেহেতু social media-র যুগ তারা কিন্তু আমাকে phone দিয়েও খোঁজখবর নিচ্ছিল এবং text এর মাধ্যমেও খোঁজখবর নিচ্ছিল এবং কিছু, কিছু বন্ধু আসলে বাসায় আসতো এসে আমার সাথে সময় কাটাতো। তো এইভাবে আসলে একসাথে সময় কাটানোর মাধ্যমে এবং আ যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে কিন্তু সম্পর্কটা
বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক সময় হয় কি? অনেক ধরুন যখন মনটা অনেক খারাপ থাকে বা যখন অনেক মানসিক যন্ত্রণায় বা কষ্টে, দুঃখে থাকে বা বড় কিছু হারানোর পর, অনেকেই আছেন যারা হয়তো একটু একা থাকতে পছন্দ করেন, বা personal space টা অনেক বেশি prefer করেন। তো আপনার ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে যে, আপনি যখন grief করছিলেন তখন কি আপনার একা থাকতে ভালো লাগতো নাকি মানুষের সংস্পর্শটা বেশি আরাম দিত?
জ্বি। নিশ্চয়ই। আ দেখুন শুরুতে আ আমার আসলে খুবই একা থাকতে ইচ্ছে করতো। যার জন্য আসলে আমি আ যেহেতু আমি তাকে খুব বেশি miss করতাম এবং তার সাথে আমার আ ছোটবেলা থেকেই অনেক বেশি ভালো memories। তো তার জন্য আমি তার রুমে যেয়ে বসে থাকতাম একা, একা বা আ তিনি সি যে খাটে শুয়ে থাকতেন সেই খাটে যেয়ে আমি শুয়ে থাকতাম। তো এভাবে একটু একা সময় কাটাতে ভালো লাগতো, এবং তখন মনে হতো যদি মানুষ আসে কিছুটা এ একটু বিরক্ত হতাম এবং ধীরে, ধীরে আসলে সেই বিরক্তির যে বিষয়টি আছে সেই বিষয়টি কেটে গিয়েছে, এবং সবকিছু normal হতে শুরু করেছে। তো হ্যাঁ, শুরু থেকে হচ্ছে খারাপ লাগতো যখন, তখন একা থাকতে prefer করতাম। বাট পরবর্তী সময়ে মানুষের উপস্থিতি আমার মনে হয় যে আমাকে যে mental breakdown আছে সেই breakdown থেকে ফিরত এনেছে। তো আমি সেই জায়গায় আ বলব যে হচ্ছে একটা মানুষ যখন খুবই খারাপ সময় দিয়ে যায় তখন তাকে অবশ্যই মানুষের মধ্যে সময় কাটাতে হবে এবং আ যত বেশি মানুষের সাথে সে মিশবে তত তাড়াতাড়ি তার যে menta mental breakdown আছে সেই জায়গা থেকে সে ফেরত আসতে পারবে।
বুঝতে পেড়েছি। বুঝতে পেরেছি। কিন্তু ধরুন যে কখনো, কখনো কি মানে একটু একা থাকতে দেওয়াটাও তো দেখা যায় যে অনেকের জন্য ভালো কাজে দেয়। যে সে নিজেকে একটু সময় দিতে পারে। হয়তো নিজের সাথে একটু resonate করতে পারে যে হ্যাঁ, এত বড় একটা loss দিয়ে গিয়েছে সেটা হয়তো নিজে থেকে একটু বুঝতে পারে। এটার ব্যাপারে আপনার কাছে কি মনে হয়? যে আসলে কখন কাউকে personal space দেওয়া উচিত আর কখন তাকে জোর করে সেই জায়গা থেকে তাকে বের করে আনা উচিত?
জি। জি, দেখুন এইটা অনেকখানি আ মানুষের যেই আ mental stability আছে সেটার উপর নির্ভর করছে। যদি একটা মানুষের আ দেখুন একা থাকলে মনে হয় যে সে আরও বেশি ভেঙে পড়বে বা সে যেই mental state এ আছে সেটা আরও অনেক বেশি ভঙ্গুর হয়ে যাবে, অনেক বেশি খারাপের দিকে যাবে। তখন আমার মনে হয় তাকে একা থাকতে চাইলেও একা থাকতে দেওয়াটা উচিত নয়। কারণ এটা কিন্তু তার জন্য অ্যা মানসিকভাবে ক্ষতিটা নিয়ে আসছে এবং আ দেখা যাচ্ছে যে এই মানুষটা একটু strong বা যে মানুষটা একটু মানসিকভাবে শক্তপোক্ত আছে, সে কিন্তু একা থাকলে নিজেকে ধরে রাখতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে তার যে একা থাকার বিষয়টি আছে সেটি তাকে heal করার জন্য। সে নিজেকে আসলে সঠিক ঠিক করার জন্য একা থাকতে চায়।
বুঝতে পেরেছি। এটা কিন্তু আপনি আসলে খুব সুন্দর করে বললেন।
জি। তবে হ্যাঁ
আচ্ছা জি, জি বলুন।
আমার কাছে মনে হয় যে অ্যা যদি অ্যা কেউ আসলে অনেক বেশি ভেঙে পড়ে, অ্যা তাকে একা থাকতে দেওয়াটা যতক্ষণ না সে মনে হয় যে strong, mentally strong সে নিজেকে ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে দেওয়া উচিত। কিন্তু এর পরবর্তী সময় দিলে অ্যা আমার কাছে মনে হয় যে এটা তার জন্য অনেক বেশি ক্ষতি বয়ে আনতে পারে।
বুঝতে পেরেছি। আসলে এটা কিন্তু আপনি ঠিক বলেছেন যে এটা আসলে মানুষ থেকে মানুষ vary করে। <smacks lips> আরেকটা ব্যাপার যদি জানতে চাই যে, এই যে আপনার দাদী ছোটবেলা থেকে আপনার এত কাছের একটা মানুষ ছিল। সে হয়তো আপনার এই পুরাটা জীব মানে এই ১৮ বছরের জীবনে হয়তো আপনার খুবই কাছের একটা মানুষ ছিল এবং আপনার হয়তো অনেক কিছুতেই তিনি involved ছিলেন। তো কখনো যখন তাকে miss করেন বা মনে হয় না যে অনেক সময়, যে "একটু যদি কথা বলতে পারতাম বা হয়তো আমার এই achievement টা তাকে একটু জানাতে পারতাম?" আপনার কি কখনো এমন হয়?
জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, নিশ্চিতভাবে হয় এবং আ প্রায় সময়ই হয়। আ যেমন ধরুন এটা সবচেয়ে বেশি হয়েছিল যখন আমার school জীবনের সমাপ্তি হয়েছিল। আ ঠিক সেই সময়টায় সেই সময়টার কিছুদিন আগেই কিন্তু দাদু আ actually চলেই গিয়েছিলেন আমাদেরকে ছেড়ে। তো আ তখন আসলে কেন তাকে খুব বেশি miss করেছি সেটা হচ্ছে, আমি যখন অনেক ছোট ছিলাম আ সেই ছোটবেলায় আমার school এ পড়ার অনেক ইচ্ছা ছিল। তো আমার বয়স যেহেতু অনেক বেশি কম ছিল আ ধরুন হচ্ছে আমার বয়স তখন আ ৩ ৩.৫ ছিল, তখন থেকে আমি আ school এর আশেপাশে চলে যেতাম এবং আমার মা যখন আমার বড় ভাইকে নিয়ে school এ যেত। তখন আমি তাদের পিছে, পিছে লুকিয়ে, লুকিয়ে চলে যেতাম school পর্যন্ত। তো এই বিষয়টা দেখে আসলে আ আমার দাদু আমাকে নিয়ে, তিনি কাউকে না জানিয়েই school এ ভর্তি করে দিয়েছিলেন আমাকে সেই বয়সে। আ তো তখন কিন্তু অর তার যে ইচ্ছে আমার school এ যে ১ দিন যাওয়া এবং আমাকে school এ বসে থেকে নিয়ে আসা বা আমাকে school এ ভর্তি করার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমার দাদি নিজেই করেছিলেন
আচ্ছা। আচ্ছা। বাহ! এই পুরোটা হচ্ছে আপনার দাদী করতেন বুঝতে পেরেছি।
হ্যাঁ, তো যখন আসলে বের হয়ে গেছি school থেকে, তখন তার কথা অনেক বেশি মনে পড়েছিল যে school জীবনের সমাপ্তি হলো আ কিন্তু শুরুটা হয়েছিল আমার দাদির হাত ধরে। তো তখন actually অনেক বেশি miss করেছি।
বাহ! এ বুঝতে পেরেছি। আসলে তখন তাকে miss করাটাই বেশ স্বাভাবিক। কারণ, মানে তার হাত ধরেই যেহেতু আপনার school জীবনের শুরুটা হয়েছিল। তো ধরুন যখন এরকম দাদীকে খুব miss করেন বা যখন তাকে আপনার কোন achievement বা কোন কিছুর কথা জানাতে ইচ্ছে করে, তখন আসলে আপনি কি করেন? বা তখন যে হঠাৎ একটা মন খারাপ লাগা কাজ করে, সেটা থেকে বেরিয়ে আসতে আপনি কি করেন?
আ দেখুন আ মন খারাপ থেকে বেরিয়ে আসার জন্য আ শুরুতে আসলে চেষ্টা করি তার জন্য একটু দোয়া করতে। তো সে যেখানে আছে ভালো থাকুক এই ধরনের একটা দোয়া করতে চেষ্টা করি এবং চেষ্টা করার পর আ নিজেকে আসলে একা থাকতে দেই না। আ মানুষের মজে মানুষের মাঝে চলে যাই বা মানুষের মধ্যে চলে যাই বা social media তে ঢুকে আসলে আ নিজেকে অন্য কোনো চিন্তা ভাবনায় নিমজ্জিত করে ফেলি। কারণ আ যত আপনি আ এই যে বিয়োগ-বেদনা নিয়ে চিন্তা করবেন ততই কিন্তু আপনি দুঃখ পাবেন, ততই কিন্তু আপনি আ emotionally damage হবেন। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই নিজের বিয়োগ-বেদনা যদি আ পুনরায় নিজের মধ্যে এসে নাড়া দেয় বা সঞ্চারন করে তখন কিন্তু আ সেই জায়গাটা চিন্তা-ভাবনা বন্ধ করেই <swallows> নতুন কোন কাজে নিজেকে involve করে ফেলা উচিত।
হুম, হুম। বুঝতে পেরেছি। আসলে এটা বেশ ভালো বলেছেন। আহ যে আসলেই মন খারাপ হলেই যে আপনি দোয়া করছেন তার জন্য এটা কিন্তু আসলেই খুবই ভালো। যেহেতু আপনি একটি ধর্মে বিশ্বাসী এবং দেখা যায় ইসলাম ধর্মে বলে যে আ এই দোয়াগুলা তাদের জন্য খুবই ভালো কাজে দেয় জি, জি। আচ্ছা, কখনো কী এমন হয়েছে যে তাকে আপনি হয়তো আ হঠাৎ করে আ কিছু থাকে না? যে যেমন ধরুন অনেক কিছু বা অনেক, symptoms দেখে অনেকের মনে হয় যে, সেই মানুষটা হয়তো আপনাকে মনে করছে বা এই ধরনের কোনো কিছু কী আপনি কখনো face করেছেন?
জি, স খুবই গুরুত্বপূর্ণ। হু, হুম। না actually এই ধরনের কোনো কিছু আমি আমার জি আ জীবনে এখন পর্যন্ত কখনো face করিনি যে, একটা মানুষ আ চলে গিয়েছে বা সে যাওয়ার পর আমাকে আসলে আ miss করছে। বা ধরুন আম মানুষের কথা বাদ দিলাম যদি কখনো কোনো বস্তুও হারায় আ তো সেই বস্তু হারানোর পরে যে regret feel করার যে বিষয়টি আছে, সেটা আমি আমার মধ্যে আসতে দেই না actually. আ নিজের মধ্যে regret এর বিষয়টি আমি রাখতে চাই না এবং আ দেখা যাচ্ছে যে আমার আ খুবই আ মাথার মধ্যে এই জিনিসটা ঘুরে। আমার বয়সটা যেহেতু কম এবং বয়সটা চলে গেলে কিন্তু আ পুনরায় সেই বয়সটা পাবো না। তাই এর মধ্যে যতটুকু আ মজা করা যায় বা নিজের সময় ভালোভাবে কাটানো যায় সেই যে সেভাবে যেন কাটাতে পারি।
বুঝতে পেয়েছি। এটা কিন্তু আসলেই ঠিক বলেছেন। ব্যাপারটা কী জানেন? যে একটা মানুষ যখন আসলে নিজের ভেতর কখনো কোনো কিছু নিয়ে regret রাখছে না, সেটা পড়াশোনা হোক, বন্ধুত্ব, সম্পর্কের ক্ষেত্রে হোক, নিজের শখ-আলাদা যেটা নিয়েই হোক না কেনো, আপনি কিন্তু দেখবেন যে, যখন আপনার বয়স হয়ে যাবে, আপনি যখন retirement -এ যাচ্ছেন, আপনার কিন্তু কোনো কিছু নিয়ে আফসোস থাকবে না। আপনার কাছে তখন মনে হবে যে না, আপনি একটা fulfilling জীবন কাটিয়েছেন। তো আপনার এই অভ্যাসটা কিন্তু আসলেই খুবই ভালো।
অ্যা হ্যাঁ। জি। নিশ্ <smacks lips> আ ধন্যবাদ আপনাকে। তবে
আরেকটা ব্যাপার জি, জি বলুন।
তবে আমি আপনাকে আ আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে, আ আমার কাছে মনে হয় যে মানুষের জীবনটা খুব বেশি আ limited। তো সেই limited জীবনে আপনি যদি কখনো কোনো যন্ত্রণা পান বা আপনি যদি কখনো আশাহত হন, অবশ্যই, অবশ্যই আপনি সেখানে regret করতে পারবেন না এবং আ move on করতে হবে। তো সেইভাবে আসলে জীবনটা কাটাতে হবে।
অবশ্যই। মানে হয়তো সবকিছুই তো আসলে কোনো না কোনো একটা কারণে হয়। সেটা হয়তো যখন আপনার সাথে ঘটছে তখন বোঝা যায় না। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে দুবছর, বছর, ৪ বছর বা ২ মাস, ৬ মাস পর হয়তো বোঝা যায় যে আচ্ছা, যেটা হয়েছিল সেটা হয়তো ভালোর জন্যই হয়েছিল বা, যেটা হয়েছে এটা হয়তো সময় হয়ে গিয়েছিল দেখেই হয়েছে। এটার ফলে হয়তো আমার এই character development-টা হয়েছে বা আমি হয়তো এই দিক দিয়ে এইটা অর্জন করেছি। আপনার মাঝে কি এরকম কোনো realization হয়েছে কখনো? মানে কোনো কিছু হারানোর পর বা কোনো একটা কঠিন যন্ত্রণা পাওয়ার পর?
নিশ্চয়ই। ভালোর জন্যই হয়েছে। নিশ্চয়ই। নিশ্চয়ই। আ হ্যাঁ, এই ধরনের আসলে একটা realization এসেছে। যেমন ধরুন আমার একটা অ্যা সম্পর্ক ছিল, বিগত সময়ে ৫.৫ বছরের একটা সম্পর্ক ছিল। তো আ সে সম্পর্কে আসলে আ আমার নিজের কিছু ভুলের জন্য সম্পর্কটা আসলে আ নষ্ট হয়ে যায় এবং সেই নষ্ট হওয়ার পর আমার একটা phase গিয়েছিল আমার life-এ যে ১-১.৫ বছর আমি একদমই কিছু ভালো লাগতো না বা আর কোনো কিছুতে interest পেতাম না বা আমি আমার আ জীবন থেকে অনেক বেশি আ অনেক বেশি demotivated হয়ে গিয়েছিলাম এবং সেই phase-টা থেকে কিন্তু আমি শিখতে পেরেছি যে আ কিভাবে আসলে পরবর্তী সময়ে আমার জীবনে কেউ আসবে তাকে কিভাবে ধরে রাখা যায়, তাকে কিভাবে যত্ন নেওয়া যায়, তার জন্য আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে কিছু, কিছু হারানোর পর মানুষ যে যন্ত্রণাটা পায় কিছু জিনিস হারানোর পর, আ সেই যন্ত্রণা থেকে সে তার জীবনের পরবর্তী যে step আছে সেই step-এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে এবং সেভাবে নিজেকে আ আসলে গুছিয়ে রাখতে পারে।
আহারে! হুম, হুম। আসলে এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন। আসলে এই হারানো বা loss-এর যে ব্যাপারটা আছে, সবাই কিন্তু আসলে এভাবে দেখে না। অনেকে আছে হয়তো নিজেকে দোষারোপ করে বা ওই regret বা grief নিয়েই থাকে। কিন্তু দেখছিলাম যে আসলে আপনি প্রতিটা step-এই, আ য-যেই কাহিনীগুলো share করলেন, সবকিছু হারানোর পর আপনি জিনিসটাকে খুব positively দেখার চেষ্টা করছেন। এটা কিন্তু আসলেই খুবই ভালো এইযে, আ আপনি এখনো দেখা যায় যে আপনার দাদীর কথা যখন মনে পড়ে আপনি তার জন্য দোয়া করছেন। আর regret বা ওই খারাপ লাগার চাইতে আপনি একটু positively নিয়ে যাচ্ছেন জিনিসটা। এটা কিন্তু আসলে খুবই ভালো।
নিশ্চয়ই। অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। তবে আ আজকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। আ ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন।
আপনাকেও স্বাগতম। ভালো থাকবেন আপনি।